আসলে, বলতে গেলে কী? এইযে ব্যা ব্যায়াম কিন্তু এক কথায় জীবনে একটা অংশ বানানোর মতন একটা জিনিস। কারণ আ হ্যাঁ একটা জিনিস আমি দে খেয়াল করেছি যে, আ একটা মানুষের জীবনে ৩ টা জিনিস যদি অ আ ঠিকঠাক মতন রাখতে পারে, তাহলে দেখা যায় বাকি সবকিছুই কিন্তু, তার আ ঠিকঠাক মতন যাবে আর কি। তো হ্যাঁ, তো ১ম টা হচ্ছে ঘুম, ২য় টা হচ্ছে খাওয়া-দাওয়া, ৩য় টা হচ্ছে ব্যায়াম। ঠিক আছে? এই ৩ টা জিনিস যদি একটা মানুষ আর ঠিক
জি, জি। কোন ৩ টা? আচ্ছা, আচ্ছা। কি অনেক কিছু মিলে গেল। এই দিনটা আ মনে হয় সত্যি, মানে যদি ঠিক থাকে, মানুষের জীবনটা মনে হয় অনেক শান্তির হয়ে যায়।
<chuckles> জি, জি একদম, একদম। মানে এক কথায় এই ৩ টার মধ্যেই সুস্বাস্থ্য আছে, ৩ টার মধ্যেই মানসিকভাবে ভারসাম্য রাখার একটা বিষয় আছে। আবার স্বাস্থ্যেরও আ মানে দেখা যায় ঐযে, আপনি আ চিকন হয়ে যাবেন অনেক, নাকি মোটা হয়ে যাবেন, খাবারের উপরে ডিপেন্ড করতেছে। আবার ঘুম ঘুম মানে এক কথায় আ ব্যায়ামও কিন্তু ৩য় একটা অংশ আরকি, ৩ নাম্বার একটা জিনিস। তো এই জিনিসটা এ অ্যাদ আম জি, জি।
জি, জি, জি, জি। জি, জি, জি, জি। অনেক নির্ভর করে। জি, জি, জি, জি। অবশ্যই। তো ব্যায়ামের আগে আপনি ঘুমান কত ঘন্টা? কারণ এইযে ব্যায়াম করার পরে কিন্তু শরীরে একটা মানে পো পোষ ঐযে যে ক্ষয়টা হচ্ছে, এটা পরিপূর্ণ হওয়ারও কিন্তু একটা সময় লাগে। তো সেই ক্ষেত্রে আপনার ঘুম কত ঘন্টা করে হয় প্রত্যেকদিন?
হ্যাঁ, একদম। আসলে দেখা গেছে কি? যে, আমার খি ব্যায়াম করলে মূলত, ঘুমটা একটু তাড়াতাড়ি আসে। যেমন আমি চেষ্টা করি যে, আ মানে ১১ঃ০০ র মধ্যে ঘু মানে বেডের মধ্যে যাওয়ার আর ১২ঃ০০ র মধ্যে ঘুম। <chuckles> এরকম একটা প্র প্রচেষ্টা থাকে। আগে যদিও আমার আ মানে দেখা যাইতো ব্যায়াম না কর যখন ব্যায়াম করতাম না বা ব্যায়ামের সাথে আমার একটা আ সম্পর্ক ছিল না। তখন দেখা যাইতো আমি ঐ ১১ঃ০০ র দিকেই যাইতাম বেডে কিন্তু ঐ অ ঘুমাইতে, ঘুমাইতে ২ঃ০০ ৩ঃ০০ ৪ঃ০০ আ মাঝে মধ্যে দেখা যেতো ফজর আযান দিয়ে দিছে, তাও আমি আ ঘুমাতে পারছি না, আরকি এরকম একটা অবস্থা। কিন্তু এখন আ জিনিসটা ব্যায়াম করার মাধ্যমে দেখা যাচ্ছে যে, আমার ঘুমটা কিন্তু অনেক ভালো হচ্ছে আরকি। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। আর জি, জি।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। একটু কমে আসতেছে। হুম, হুম। আসলেই, আসলেই। এইযে আপনি ঘুমের যে একটা আসলে উন্নতি দেখতে পারলেন না? তো এ এই জিনিসটা আসলে আপনি কি মানে, শুধুমাত্র ব্যায়ামের জন্যই হচ্ছে, নাকি এর সাথে আরো অন্য কিছুর সম্পর্ক আছে কোনো?